'মনপুরা'? ওইটা তো অনেক পুরনো ছবি।
না, না, না 'মনপুরা' তো অনেক পুরনো। 'মনপুরা' না। এটা হচ্ছে পুরা একটা নৌকা, নৌকার মধ্যে আপনার আ মা মাছ ধরার নৌকা। সেখানে একটা মেয়েকে উঠায় আনা হয় জাল দিয়ে। এরপর ও ওই মানে রহস্যজনক ঘটনা ঘটতে থাকে ওদের সাথে আর কি।
হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনি কি 'নুহাসের' আ 'পেট কাটা ষ' এর কথা বলছেন?
না ওটাও না। ওটাও না। এটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশি মুভি এবং বা বাংলাদেশেই নির্মাণ করা। এবং 'চঞ্চল চৌধুরী' এখানে ভিলেনের অভিনয় করেন।
আচ্ছা, আচ্ছা। 'চঞ্চল চৌধুরী', আচ্ছা 'চঞ্চল চৌধুরীর' ভিলেন এর অভিনয় করেছেন এমন আমার আসলে মনে পড়ছে না। যদিও আমি চঞ্চল চৌধুরীর অনেকগুলো ছবি আ দেখেছি।
উহু। এ দ
আচ্ছা! হ্যাঁ, হ্যাঁ, হাওয়া 'হাওয়া' মুভি মনে হয় 'হাওয়া'
'হাওয়া', রাইট, রাইট, রাইট, রাইট, রাইট 'হাওয়া', 'হাওয়া'। আই মিন 'চঞ্চল চ চৌধুরী' রিসেন্টলি যতগুলো মুভিতে অভিনয় করেছে সবগুলোই কিন্তু বেশ ভালো। দেখুন আ আপনার 'পেট কাটা ষ' যেটা আছে ওটাও কিন্তু বেশ ভালোই হয়েছে। এরপর আ আপনার, র মানে তেমন অসাধারণ বলতে কিছু না। কিন্তু খারাপ কিন্তু হয়নি। এরপর আপনি যে, যেটা কথা
জি। উম জি। একদম, খুব চমৎকার হয়েছে। জি। জি। হুম। আসলে আমি এখানে একটু যুক্ত করতে চাই। দেখুন আ 'নুহাশ হুমায়ন' যে ধরনের আসলে আ ব বানাচ্ছে মানে আমাদেরকে দিচ্ছে জ আ ছবি, চলচ্চিত্র কিংবা নাটক। উম যদি আমি বলি আপনি যদি আ 'হুমায়ন' স্যারের সময় ফিরে যান আপনি দেখবেন, উনি যে অসাধারণ কিছু উম দেখিয়েছে তা কিন্তু না। উনি খুব সুন্দরভাবে তখনকার পরিবেশ, প্রকৃতি, জীবন-যাপন এবং ঘটনাগুলোকে কেন্দ্র করেই কিন্তু এমনভাবে বানিয়েছেন, সাধারণ বিষয়গুলোকে, যেগুলো কিন্তু আমাদের কাছে অসাধারণ হয়ে আ দাঁড়িয়েছিল এবং আমরা খুব <smacks lips> চমৎকারভাবে নিয়েছি। তো সেখান থেকে আমার মনে হয় যে, তার আ পুত্র হিসেবে আ যতটুকু আসলে এখন শুরু করেছে, আমরা আশা করতে পারি যে খুব ভালো কিছু আসলে আমাদেরকে ভবিষ্যতে দিবে।
হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। উ হু। হু, না এটা সবসময় একটা আশা থাকে। কারণ একটা দেইব জিনিস দেখুন বাংলা মুভির আ পুরো, মানে বিশেষ করে বাংলাদেশী বাংলা মুভির পুরা scenario কিন্তু আ আপনার এমন একঘেয়ে আর এমন খারাপ হয়ে যাচ্ছিল যেখানে আসলে বাংলা মুভি কিন্তু কেউ দেখতো না। তাই না?
জি। হুম, হুম। জি।